হুম। এটা একটা মজার বিষয়। আম অ্যা ব্যক্তিগত জীবনেও সে গাইড হিসেবে থাকতে পারে। এখানে একজনের নাম আমি এখন বলব। সে হচ্ছে বাংলাদেশে একজন আ আম খুবই প্রমিনেন্ট একজন আ নাম। সে উনি হচ্ছেন একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট উনার নাম হচ্ছে রাহাত আহমেদ। বাংলাদেশে যতগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে উনি হচ্ছে তার মধ্যে আ মানে ওয়ান অব দা বেস্ট। তো এই অ্যা রাহাত ভাই এ রাহাত ভাইয়ের সাথে আমার যে হাসব্যান্ড তার একটা খুব ভালো সম্পর্ক। তো বা মে তো আমাদের যখন আ বিয়ের আগে যখন আমরা আসলে একজন একজনের সাথে আ ডেট করছিলাম, ওই সময়টায় আমাদের মধ্যে একটা মানে একটা ঝামেলা হয়েছিল। মানে আমাদের সম্পর্কটা হয়তো আরকি থাক থাকবে না। এইরকম ব্যাপার এরকম ব্যাপার হয়েছিল। তখন আ রাহাত ভাই কিন্তু আমাদের থেকে বয়সে বেশ ভালো আ সিনিয়র। তো তখন হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ড এই রাহাত ভাইয়ের সাথে রাতের বেলা বসে, বসে তার জীবনে সে এই যে ব্রেকআপ এর সময় পার করছে এইসব কথা বলেছে, হ্যাঁ এবং পরবর্তীতে আমার এই জিনিসটা এত মানে হাস্যকর এবং মানে লাগে যে আসলে এত বড় প্রমিনেন্ট একজন মানুষ। তার সাথে যে ও কি কথা এই কথাগুলো যে বলছে। মানে কেন মানে মানুষটা কি মনে করবে যে ও কত বোকা। আসলে না ওই বড় মানুষগুলোর একটা ব্যাপার থাকে। তারা কিন্তু মানুষের এই ইমোশনাল গুলো ব্যাপারগুলো আসলে বুঝার একটু চেষ্টা করেন। সে হয়তো
আ হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার, আচ্ছা। হুম। সিনিয়র আচ্ছা। হুম। <chuckles> <chuckles> বাহ! জি। হুম, মানুষের সাথে। <chuckles> জি। জী। হুম। এবং সে আসলে মেন্টর হিসেবে নিশ্চয়ই কাজ করেছিল। যার জন্য আপনাদের সম্পর্কটা টিকে গেছে, তাই তো? আচ্ছা, বাহ দারুণ!
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> সে ব্যবসায়ী মেন্টর ছিল আমার হাসব্যান্ড এর জন্য। কিন্তু আসলে ওই ব্যক্তিগত জায়গাটাতেও আসলে উনি হেল্প করেছেন, হ্যাঁ।
হুম, আচ্ছা। উনি হেল্প করেছেন। বাহ দারুণ আসলে! চমৎকারভাবে বললেন। আর এত সুন্দর করে আসলে বললেন যে আপনার মেন্টর আপনাকে কিভাবে করে আপনার স্টার্ট আপ শুরু করতে বা দেখাতে যে পথ দেখাতে যে কোনভাবে করলে হয়তো আপনার জন্য ভালো হবে। আম এছাড়া আপনি তো বললেন যে মেন্টর কে মানে কের মানে শিক্ষক হিসেবে শিক্ষক তো অনেকেই থাকে। কিন্তু মেন্টর হতে হলে আসলে কোন দিকগুলো থাকতে হবে স সেটা যে আপনি এত চমৎকারভাবে বললেন। আর বললেন যে আসলে বন্ধুর মতো না, সে আসলে বিশেষ করে গাইড এর মতোই আসলে উম বেশি মানে দেখা যাচ্ছে যে ব্যালেন্স রেখে আপনার মেন্টর আপনাকে মেন্টরশিপ টা করেছিলেন। তো এই ব্যাপারগুলো এত চমৎকারভাবে আড্ডার মাধ্যমে শুনতে পেয়ে কিন্তু আপনার কাছে আপনার উম সময় পেয়ে কিন্তু অনেক ভালো লাগলো। তো আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। উহু
হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম। হুম। হুম, হুম।

আচ্ছা, বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে আসলে একটা ভালো মেন্টর কি আপনার কাছে মনে হয় যে বন্ধুর মত হওয়া উচিত? নাকি আসলে তাকে সে সবসময় আসলে কঠোর গাইডই করতে হবে সেটাই, আসলে হতে হয় নাকি? মানে কোনটার হতে হবে?
হুম, আসলে আমার মনে হয় একটা মাঝামাঝি অবস্থানে থাকা উচিত। বন্ধুর মতো বেশি আ খোলামেলা ব্যাপারটা আসলে আম মেন্টর মনে হবে না। আম বন্ধুই মনে হবে। জি, জি ঐ ব্যাপারটা যে যার কাছে আমি শিখছি একটা বিষয় তার কা তার কাছে কিন্তু আমার সেই আ সম্পর্কেরও একটা বাউন্ডারি থাকা উচিত। বন্ধুত্বের সম্পর্কের বাউন্ডারি আর মেন্টরের সম্পর্কের বাউন্ডারিটা তো অ্যা অবশ্যই একরকম হবে না। আবার সে যদি একটু বেশি কড়া মেজাজের এবং সবসময় আ একটু উর রাস ভার ভারী হয়ে থাকে সেটাও আসলে একটু সমস্যার কারণ তখন হয়তো তার সাথে খুলে-মেলে সমস্যার কথাগুলো বলাই যাবে না। যে আম "আসলে আমি এখন এই সমস্যাটায় আছি।" তো আসলে এটার একটা মাঝামাঝি জায়গায় যিনি থাকেন এবং একটা বেলেন্স থাকে যে আসলে সে ব্য বন্ধুত্বপূর্ণ একটু ফ্রেন্ডলি ভাবেও কথা বলেন, আবার আ নিজের জায়গাটাকেও ধরে রাখেন। এরকম যদি হয় তাহলে আমার মনে হয় সেটাই ভালো হুম, হুম। হুম।
হুম। আচ্ছা। তখন আসলে মেন্টর মনে হবে না। তাই না? তখন আসলে বন্ধুই মনে হবে জি। হুম। হুম। তা তো অবশ্যই। এক হবে না, উহুম। হুম। জি। অবশ্যই। বলা যাবে না। <chuckles> জি। হুম। জি। হুম। আচ্ছা। তাহলে কিন্তু এক ধরণের বেলেন্স থাকে আসলে ব্যাপারটা। তো আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার জীবনে আসলে একজন ভালো মেন্টর এর উদাহরণ যদি আপনি দিতেন এবং সে আপনাকে কিভাবে করে আসলে মেন্টরশিপে আ মেন্টর করে আসলে আপনাকে একজন সাফ সফল মানুষ হিসেবে দেখার আ একটা। মানে দেখিয়ে দিয়েছিলেন। বা প্রেরণা যুগিয়েছিলেন জি।
হুম। ও! প্রেরণা জোগিয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ আসলে আ হ্যাঁ, এরকম আমার জীবনে আছে। কারণ আমি যেহেতু নিজের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। তো আমার যেহেতু স্টার্টআপ আছে তো সেহেতু আমি আম অনেক সময় দেখা গেছে যে অনেক আ এখন বাংলাদেশে যারা prominent আ startup আ startup চালাচ্ছে, তাদের সাথে অ অ তাদের সাথে আমার একটা যোগাযোগ বা একটা কানেকশন আছে। তো তখন হয়তো তাদের সাথে বিভিন্ন ওম ইভেন্টে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো তখন আমি চিন্তা করতাম যে, "কাকে আসলে মেন্টর হিসেবে বাছাই করা যায়?" আমি আসলে মেন্টর হিসেবে বাছাই করার ক্ষেত্রে চিন্তা করতাম যে, আমি যেই ফিল্ডে আসলে কাজ করতে ইন্টারেস্টেড হ্যাঁ। হুম, যে ধাপ যেমন ধরেন agritech নিয়ে কেউ কাজ করে, কেউ edutech নিয়ে কাজ করে। আম কেউ আম কেউ হয়তো সার্ভিস আ টু উম অন্য টাইপ এর কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করে। তো এ সেক্টর গুলো কিন্তু ডিফরেন্ট। তখন আসলে হ্যাঁ, তখন আসলে একটু বাছাই করা উচিত যে কে ওই সেক্টরে আসলে এক্সপার্ট? কার ওই সেক্টর টায় আম আ expertise আছে হ্যাঁ, জ্ঞান রয়েছে। জি, সেই বিষয়গুলো যদি বিবেচনা করে মেন্টরকে আসলে বাছাই করা হয়, আমার মনে হয় তখন আ মেন্টর ও আসলে আ আগ্রহী থাকে যে আ হ্যাঁ, হ্যাঁ। আ উম
জি। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। শুরু করেছে জি। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। কাজ করছে। সেইভাবে আচ্ছা। হুম। জি। হুম ডিফরেন্ট জি। হুম। নিষিদ্ধ খোঁজে। বেশি জ্ঞান রয়েছে জি। হুম, হুম। আগ্রহী হয়। আপনাকে বলতেও সে পারবে আসলে, যথেষ্ট নলেজ তার আছে সে শেয়ার করতে কে দ্বিধা বোধ করবে না। আচ্ছা। বেশ। তো আসলে আপনার মেন্টর আপনাকে কিভাবে করে প্রেরণা যোগিয়েছিল সেটা যদি বলতেন?
হ্যাঁ। হুম, হুম। জি, জি।